আমার কাছে আপনি যেটা বললেন যে, কফি খেলে যে, ঘ আরো ঘুম চলে আসে, আমার ক্ষেত্রে আসলে উল্টোটা হয় যে, আমি যদি জেগে থাকতে চাই বা আমার কাছে মনে হচ্ছে যে, একটু ঘুম, ঘুম লাগতেছে। আমার, আমার বডির ভেতরে একটু এনার্জি দরকার। আ তো সেক্ষেত্রে আমি হচ্ছে আপনার স্ট্রং কফি খাই। বাট কোন ধরনের সুগার ছাড়া। চিনিটা আমি মোটেও দেই না। তো আমি চেষ্টা করি যে একেবারে raw কফিটা খাওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে, আমার বডিতে যে, একটা এনার্জি দরকার ইনস্ট্যান্টলি এম ঐ ক্যাফেইনটা হচ্ছে আমাকে অনেক বেশি সাহায্য করে এই ক্ষেত্রে।
আচ্ছা? আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। আমি অবশ্য যখন অনেক বেশি টায়ারড হয়ে যাই দেখা যায় যে, টানা ২ ৩ দিন ঘুমাইতে পারছি না। হাইয়েস্ট ১ ২ ঘন্টা ঘুম ঘুমিয়েছি। কাজের চাপ অনেক বেশি। তো তখন আমি চেষ্টা করি ১ টা Espresso Shot নেওয়ার দু ১ ২ টা। তো আমার সময়, আমি যখন Espresso Shot নিচ্ছি তখন এটা আমার জন্য খুব ভালো কাজ করছে। অ্যান্ড আমার টায়ার্ডনেসটা কিছুক্ষণের জন্য চলে যায়।
হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আসলে আমার কাছে মনে হয়, বৃষ্টির দিনে চা এবং কফি ২ টোই হচ্ছে অনেক আম <smacks lips> আরামদায়ক আমার কাছে মনে হয়। কারণ ঠান্ডা, ঠান্ডা আবহাওয়ায় যখন আমরা গরম ১ টা চা অথবা কফি খাবো, সেটা আমাদের মানসিক স্বাস্থ্য বলেন বা হচ্ছে আমাদের মুড আ পরিবর্তন করার ক্ষেত্রে যেটাই বলেন না কেন, আসলে এটা অনেক আম উপকার করে আমাদেরকে।
হুম। একদম। এখানে আমি আপনার সাথে খুবই সহমত।
তাই না? জি।
আপনার সাথে কথা বলে আপু খুবই ভালো লাগল।
জি, আমারও আপনার সাথে আজকে এই বিষয় নিয়ে কথা বলে অনেক ভালো লাগলো। আমি আপনার সাথে কথা বলে এই যে, বৃষ্টির দিনগুলো আমি আসলে, আমার যেই স্মৃতি ছিল বৃষ্টির দিনে সেটা মনে পড়ে গেল আজকে এবং আজকে আপনি অনেক রোমান্টিক মোমেন্ট এর কথা আমাকে <scoffs> জি মনে করিয়ে দিয়েছেন।
আবার কথা হবে। হুম, হুম। হুম, জি, জি। স্মৃতিচারণ করেও খুব ভালো লাগলো। <scoffs> আপনার, অ আপনার এক্সপেরিয়েন্স গুলো শুনে ভালো লাগলো আপু। আবার কথা হবে। ভালো থাকবেন। জি। শুভরাত্রি।
জি। জি অবশ্যই। আপনি ভালো থাকবেন। জি, জি। শুভরাত্রি। বাই, বাই।
বাই, বাই।
বাই।